জি, একদমই ঠিক বলেছেন এই দেখেন যখন সিআইডি টাইপের সিনেমাগুলো দেখি না সিআইডি দেখি বা ওই ধরনের গোয়েন্দা নির্ভর সিনেমাগুলো দেখি তখন কিন্তু আমাদের মাথার ভিতরে এটা কাজ করে। আমরাই হয়তো কল্পনায় আ এটা গেঁথে নিচ্ছি যে এরপরে কী হতে পারে, এই এইটা ক আসলে যে, যে, বিষয়টা নিয়ে উদ্ধার কাজ চলছে। তারপরও একটা সন্দেহ তীর কিন্তু তখন আমাদেরই নিজেদের সবার ভেতরে তৈরি হয়ে যায়। যেহেতু এটা করেছিল ও। এ হতে পারে খুনি এই ধরনের চিন্তাভাবনা মাথার ভিতরে চলে আসে একদমই।
জি। হ্যাঁ, জি, জি। <chuckles> হুম। হুম। <chuckles> হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, একদম। <chuckles> হ্যাঁ। <chuckles> একদম। আমার আমার ক্ষেত্রেও কিন্তু মানে ভাবে যে হ্যাঁ কাকে সন্দেহজনক লাগে। কে এমন ভান করছে যেন সে আসলে সন্দেহজনক না। বাট তার হাবভাব এরকম টাইপ এর এরকম কিন্তু আমিও যখন দেখা যায় ডিটেকটিভ মুভি গুলো দেখি মাঝে, মাঝে তখন আসলে মনে হয় যে কে ধোঁকা দিবে? কে আসলে সামনে সামনে আছে। তো এইগুলো আসলে অনেক মজা লাগে। দেখলে আসলে যখন দেখি যে আমারটার সাথে মিলে যায় তখন কিন্তু আমি মাঝে, মাঝে, চিৎকার দিয়ে উঠি যে হ্যাঁ আমি জানতাম ও এই জিনিসটা করেছে। <chuckles>
হুম। উহু, হু, হু, হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। শেষ পর্যায়ে আসলে কিন্তু আমরা অনেক সময় বুঝেই যাই যে আসলেই মনে হয় এটাই। হুম।
হুম। হ্যাঁ। একদম। কিন্তু কিছু, কিছু ভালো মুভির ক্ষেত্রে না শেষ মুহূর্তের টুইস্টটা এত বড় মনে হয়, যেমন আমার একটা মুভির কথা মনে আছে যে 'দা সিক্সথ সেন্স' আ তো এটা আমি ১ম এ যখন দেখেছিলাম একটা অনেক বড় একটা ভয়ংকর লেভেল এর একটা টুইস্ট আছে। যেটা যদি কখনো আপনি জানেন দে তখন আর মুভিটা দেখে মজা পাবেন না। কিন্তু আপনি যদি না জানেন মুভিটা একদম মাস্টারপিস। আমি ১ম বার দেখে আসলে আমার মুখ খুলে গিয়েছিল। অনেকক্ষণ ধরে আমি মানে মুখ অফ করতে পারছিলাম না। আমি এতটা অবাক হয়েছিলাম।
হ্যাঁ একদমই। হুম। আচ্ছা, আচ্ছা, কি ছবি মুভি টা বললেন?
'দ্য সিক্সথ সেন্স'

আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
হুম, দেখ দেখতে পারেন খুবই ভালো একটা movie। খুবই interesting একটা movie। <chuckles>
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তাহলে আসলে আমি তো এমনি।
এরকম কি কখনো হয়েছে কোন movie দেখে?
হ্যাঁ, এরকম আ মো কোনো movie বলতে কি আমি কিন্তু আ এমনি দেখি। সবথেকে বেশি দেখি, যেহেতু fantasy ধরনের বা এই ধরনের ছবিগুলো বেশি দেখি। তো আসলে কি অন্য ছবির থেকে আমার মনে হয় comedy আর fantasy গুলোই বেশি দেখি। সেজন্যই হয়তো। আর CID গুলো দেখি এমনি।
হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। <chuckles> না, হ্যাঁ। হুম, CID-ও কিন্তু একই রকম feelings হতো মাঝে, মাঝে, যে, "ও এই ব্যাটাই তাহলে সবকিছু করেছে, না"? <chuckles> এরকম মনে হয় না মাঝে মাঝে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদমই। একদমই ঠিক বলেছেন। ওরকমই হয়। আসলে কি এক আমি fantasy দেখে এতটা মুগ্ধ হয়ে গিয়েছিলাম মাঝে, এ্যা মানে একসময় বলতে পারেন। এই যে 'Harry Potter' দেখে, দেখে, আমার তো উরার উড়ারই শখ হতো যে আমিও জানিনা উড়তে পারলে ভালো হতো, কেমন হতো। মনে হতো ইশ! ওরা জাদু দিয়ে কিভাবে দেখেন না রেল লাইনের দেওয়ালের ভিতর দিয়ে ঢুকে গেল। তো আমারও মনে হতো আমিও যদি ওরকম কোথাও এরকমভাবে চলে যেতে পারতাম অদৃশ্য হয়ে, তো খুব ভালোই হতো। হুম।
হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওহো! <chuckles> হুম। হু, হু, হুম। হুম। একদম <chuckles> হ্যাঁ। <chuckles> হ্যাঁ একদম। হ্যাঁ, fantasy movie গুলোর না এই একটা সুবিধা। যেমন আমি যখন 'Harry Potter' দেখতাম তখন আমার মনে হতো যদি আমারও সেই magic ability থাকতো, আমিও যদি ওদের মতো এরকম কোনো, আ স্কুলে যেতে পারতাম যেখানে <chuckles> আমি শিখতে পারতাম, practice করতে পারতাম, এরকম মনে হয় না? তো আসলে আমাদের real life-এ যেই, উম প্যারাগুলো আছে সেগুলো থেকে কিন্তু আসলে আমরা খুব সুন্দরভাবে escape করতে পারি এইসব fantasy movie-র মাধ্যমে।
হুম। হু, হুম। হুম, একদমই ঠিক বলেছেন। এই যে যেমন 'Avatar' টা দেখে কিরকম মনে হতো তাই না? ওদের দেখলে। 'Avatar' দেখেছো তো, তাই না? তো ওরকম adventure জাতীয়, এ্যা কি Avengers, Avengers এর অনেকগুলো ই আছে। Spider-Man ট্যান কেন এগুলো দেখে কিন্তু খুব মজা নেওয়া যায় আর কি।
হুম। <smacks lips> হ্যাঁ। হুম। জি। জি। জি, জি, জি, দেখেছি। হ্যাঁ। হুম। জি, জি, জি। হুম। <chuckles> জি। সেই ক্ষেত্রেও।
ওদের মতনই কল্পনায় উড়ে যাওয়া যায় সবকিছু। <chuckles>
<chuckles> হ্যাঁ, নিজেকে মাঝে, মাঝে, কল্পনায় powerful দেখতে মজাই লাগে। <chuckles>
হুম, হুম, হুম। একদমই ঠিক বলেছেন। তো ওরকমই ভেবে নিই। আসলে কি এ্যা আমার আ পছন্দের যে এই cinema তবে আমি কিন্তু অন্য একটু বাস্তবধর্মী ধরনেরও cinema দেখেছি। তো সেগুলোও কিন্তু ভালো লাগে অনেক সময়। অবশ্যই ভালো লাগে। কারণ আ যে অনেক কিছু শেখা যায় আমাদের বাস্তবধর্মী যে cinema গুলো থেকে। এগুলো থেকে কিন্তু অবশ্যই অনেক কিছু শেখা যায়। আপনি দেখেছেন এরকম কিছু বাস্তবধর্মী cinema?
হুম, হুম। জি। হুম। হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম, হুম। হুম। জি, জি, জি। অবশ্যই। হুম। জি, জি, জি। আমি যেমন হচ্ছে যে একটা মোস্তফা সরয়ার, আ ফারুকীর একটা, উম আ movie ছিল। অ দেখা যাচ্ছে Television। আ তো 'Television' নামে যে movie টা ছিল সেটা আমিও আসলে অত বেশি বাংলা movie সেভাবে দেখা হয় না। আমি, আ দেখা যাচ্ছে যে মানে একটা পরপর কিছু বাজে movie দেখতে, দেখতে, আমার আর মানে ভালোই লাগে না। But উনাদের movie গুলো দেখি। তো এই Television-টা যখন দেখলাম আর এই movie-র last scene-টা যখন আমি আসলে দেখলাম আ আপনি কি দেখেছিলেন movieটা?
আচ্ছা, আচ্ছা। television. হুম। হু, হু, হু। হুম।